হ্যাঁ, একদম। আমিও আসলে আপনার সাথে একমত। তো আপনার সাথে এই যে প্রযুক্তি নিয়ে আলোচনাগুলা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে এবং আপনার যে দৃষ্টিভঙ্গি প্রযুক্তি নিয়ে এই থেকে কিন্তু আমি নতুন, নতুন অনেক কিছু জানতে পেরেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার জন্য।
আ জি। উম হুম। আ জি, আপনার সাথেও আসলে আড্ডা দিয়ে আমার বেশ ভালো লাগলো। আর আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম প্রযুক্তি সম্পর্কে। আর এই জিনিসটার সাথে, আ কথা বলে আপনার, আ আমারও খুব বেশ ভালো লাগলো আড্ডা দিয়ে আপনার সাথে। আ ভবিষ্যতে আরও কথা হবে, ততদিন ভালো থাকবেন।
শুভরাত্রি।